অ্যা বুঝতে পেরেছি। আচ্ছা এটা খুব অ্যা ইন্টারেস্টিং একটি term টাও অ বললেন। এটা আমিও শুনেছি এইযে ব্যাপারটা Clickbait. এই জিনিসটা আসলে কে করে আর কেনই বা করে ওরা? মানে এটা করে লাভ কি? এটা কি এম ওদের কোন অর্থনৈতিক অ বেনিফিট আছে না, কি হয় ওদের?
হ্যাঁ। হ্যাঁ। <chuckles> এইযে বালো, বালো একটা। এটা আসলে অর্থনৈতিক বেনিফিট আছেই। অর্থনৈতিক বেনিফিট এর সাথে একটা রাজনৈতিক বেনিফিট থাকতে পারে। বা কোন ব্যক্তিকেন্দ্রিকও কিন্তু একটা বেনিফিট থাকতে পারে। আ সেক্ষেত্রে আমি যেমন যেটা বলবো আ এছাড়াও বেশ কিছু মানে ম্যা misleading কিছু জিনিস থাকে আরকি ইন্টারনেটের এই খবর বিষয়ে। অ্যা যেগুলা হয়ে থাকে যেমন এগুলা তো বললাম, এগুলা নিয়ে বলবো এটা বলি। যেমন আপনার আ কিছু সাইট আছে বা কিছু নিউজ পোর্টাল বলেন বা কিছু ওয়েবসাইটই আছে যেগুলাতে আপনার কমেন্ট করানো হয় মানুষকে দিয়ে যে, হ্যাঁ, অনেক ভালো এটা আমি নিছি এদিক থেকে প্রোডাক্ট। হ্যাঁ, আপনারাও নেন। আমি নিয়া
আচ্ছা, কি রকম? তাই? হুম, হুম। আচ্ছা, আচ্ছা, মানে নিজেদের লোককে দিয়ে ওনারা কমেন্ট করান?
নিজেদের লোক বা এটাকে পে করেও করানো যেতে পারে। বিভিন্ন জায়গায় অনলাইনে বিভিন্ন জায়গায় এগুলা আছে। তো এগুলা আসলে মেইন কাজ কারণ আমি বলবো যে, অর্থনৈতিক কারণই বটে। কারণ YouTube এ যেয়ে যতবার একটা ভিডিওতে ক্লিক করবে ওটার উপর ভিত্তি করে তাদের টাকা দেয়। Facebook এ যে, যতবার অ্যা ক্লিক করবে ওটার উপর ভিত্তি করে engagement একটা বিষয় আছে ওইটা দেয়। মানে মূলত অর্থনৈতিক বিষয়টাই বেশি কাজ করে আরকি আমি মনে করি।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা। উম বুঝতে পেরেছি। আ এরকম কোনো মানে কোনো নির্দিষ্ট উদাহরণ কি আপনার মাথায় আছে? যেটা যেখানে আপনি দেখেছেন যে, খবরটা বদলে যায় বা context টা একটু হলেও কেটে ফেলা হয়েছিল বা পুরানো ফুটেজ হয়তো এ অনেকে অ্যা এটাও অ্যা মাঝে, মাঝে দেখা, শোনা যায় যে, পুরানো একটা ফুটেজ একটা নতুন খবরের সঙ্গে ওরা মিলিয়ে দেয়। মিলিয়ে এমনভাবে জিনিসটাকে উম প্যাকেজিং করে, জিনিসটা আপনি যেটা বললেন, না? আ যে, একটু বেশ নাটকীয়ভাবে হঠাৎ করে রংচং মাখিয়ে এমনভাবে প্রকাশ করে। দেখে মনে হয় যে, আহা! ভিতরে কি জানি আছে একটু দেখতেই হবে এই খবরটা না দেখলে কি হবে। তারপর দেখা যায় যে, ভিতরে গিয়ে আসলে কিচ্ছু নাই। এরকম কোনো উদাহরণ বা এরকম কোন কিছু কি আপনার মাথায় আছে?
হু, হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। এতো আসলে সোজা। হ্যাঁ। <chuckles> যে, মনে হবে যে হ্যাঁ, একদম, একদম। <chuckles> হ্যাঁ, জি, জি। আ হ্যাঁ, কিছুই নাই আসলে কিছুই

হ্যাঁ বড়গুলো ফলো করছে। তাছাড়া রাজনৈতিক কিছু বিষয় আছে। কারণ একটা খবর ১ম এ যখন ছড়ায়, মনে করেন একটা লোককে আপনি অ্যা দোষ দিলেন যে সে একটা খারাপ কাজ করছে। সাপোজ মনে করেন সে যে চাঁদাবাজি করছে। ঠিক আছে? এখন অ এটা যদি মিথ্যা হয় তখন যদি আরেকটা নিউজ রিলিজ হয় যে না ওই নিউজটা মিথ্যা ছিল এটা আসলে এমন না। তাহলে কিন্তু ১ম নিউজটা যে পরিমাণ ছড়াবে ২য় নিউজটা কিন্তু তার ধারে কাছেও ছড়াবে না। ঠিক না? তো এগুলোও কিন্তু বেশ মানে চালাকি করে আরকি রাজনৈতিক দলেরা। কিভাবে চালাকি করে একটা দলকে আরেকটা দল একটু ডুবাতে পারবে। <chuckles> একটু না নাড়ানো ইচ্ছা থাকে আরকি মানুষজনের আস
আচ্ছা, আচ্ছা। জি। জি। হুম। হুম। আসলেই হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটাও একটা ব্যাপার আছে। জি। <giggles> হুম। আপনি কিন হ্যাঁ আপনি কিন্তু এটা খুব সুন্দর করে আসলেই তুলে ধরেছেন যে, মানুষে মানে মানুষ কিন্তু নেগেটিভ জিনিসটা একটু বেশি দেখে সবসময়। যে হ্যাঁ, উ অমুক জায়গায় এই উ, এ মানে বাসে এই এ্যা ও ছোট ইনসিডেন্স হয়তো সেটা একটা বড় করে ঘুরিয়ে বলা বা এখানে এটা হলো। একটু নেগেটিভ যদি জিনিসটা থাকে না ব্যাপারটার মধ্যে, তাহলেই কিন্তু মানুষ একটু হ্যাঁ মজা লাগে বেশি। মনে হয় সেটা নিয়ে আলোচনা সমালোচনা করার সুযোগ মনে হয় একটু বেশি থাকে আর
হু, হু। হ্যাঁ, সত্যি কথা বলেছেন। এই হইছে এই হইছে হুম। একটু মজা লাগে বেশি। মানুষের আগ্রহটা বেশি থাকে। এহে আসেন।
এই সংবাদ মাধ্যমগুলো মনে হয় সেই জিনিসটাকেই আ সেই মানসিক আ ব্যাপারটা বুঝে নিয়ে এটাকেই কাজে লাগিয়ে ওরা ওদের মত গুছিয়ে নিচ্ছে। হ্যাঁ আরাপ
কাজে লাগায়, পুঁজি করে। হ্যাঁ, একদম। অ অবশ্য অ্যা যারা এই সংবাদগুলা দেখতেছে তাদেরও দোষ আছে। তারা, তারা, কেন বোঝে না। ঠিক আছে?
জি। <chuckles> না কিন্তু এটা তো মানুষ আসলে বুঝবে কিভাবে? মানে এখানে আপনার কথার পিঠেই যদি একটু জিজ্ঞাসা করি, ধরেন সাধারণ শ্রোতা পাঠক মানে বাংলাদেশ তো আসলে এত বড় একটা দেশ। এ আ ধরেন একেকজন একেক রকম হ্যাঁ এত মানুষ এবং সাঁ শিক্ষাগত যোগ্যতাও তো সবার আসলে সমান না। বাস ইভেন যতই শিক্ষাগত যোগ্যতা থাকুক। আমি যখন দেখবো যে একটা বড় নিউজ মিডিয়া থেকেও এই ধরনের একটা নিউজ আসছে। হ্যাঁ, তখন তো ধোঁকা খেয়েই যাবে, যেতে পারে। সেটাই। তাহলে সাধারণ মানুষ মা আপনার কি মনে হয়? সাধারণ মানুষ আসলে ঠিক কিভাবে যাচাই করা উচিত? যে কোনটা কোন নিউজ দেখলেই আপ বুঝবে যে এটা সঠিক হতে পারে বা কোনটা দেখে ক্লিক করবে করবে না। এরকম কোন অ্যা আইডিয়া কি দিবেন?
হ্যাঁ। হ্যাঁ এবং এত মানুষ। যাতে ধোকা খাওয়া তো হ্যাঁ ধোকা খাওয়াটা একদমই সহজ আরকি। হ্যাঁ। <chuckles> হুম।